আসলে বেশ কিছুদিন থেকে খুবই চিন্তিত এবং অ্যা মনে হচ্ছে যে, খুবই ক্লান্ত অনুভব করছি আসলে। যার কারণে আমার অ্যা কাজে খুবই বাধা ঘটছে এবং অ্যা ফলে কিছু কাজগুলোও জমে যাচ্ছে। তো আসলে মানে এটা নিয়ে আসলে এইভাবে বা কারো কাছে যদি একটু অ্যা পরামর্শ পাওয়া যায় তো এই জন্যে আসলে কারো কাছে তেমন পরামর্শ বা এটা আমার বিষয়টা শেয়ার করিনি। কারণ অ্যা আসলে শক্তির বিষয় কারণ বন্ধু-বান্ধবের সাথে যদি আসলে এই বিষয়টা শেয়ার করি তারা হাসি ঠাট্টার বিষয়ের মাধ্যমে নিবে। তো এইজন্যই অ্যা কারো সাথে তেমন শেয়ার করা হয়নি। তো আপনার কাছে আশা আশা করছি যে, আপনি হয়তো আমার এই সমস্যাটা থেকে একটু পরামর্শ দেবেন এবং বলবেন যে, হয়তো কিভাবে এটা সমাধান করা যেতে পারে?
আচ্ছা। জি। জি, বুঝতে পারছি। অ্যা তা তো অবশ্যই সমস্যা একটা হলে তো সমাধান আছে। তো আপনি কি রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কোনটিকে আপনি সমস্যা মনে করতেছেন? যদি একটু খুলে বলতেন তাহলে সেক্ষেত্রে অ্যা হয়তোবা ভালো কোন একটা পরামর্শ দিতে পারতাম।
হ্যাঁ, অবশ্যই। কারণ আমি বেশ কিছুদিন থেকে মানে এহ আ হয়তো সকালে ঘুম থেকে উঠছি, কিন্তু ঘুমিয়ে আ ওঠার পর মানে মনে হচ্ছে যে, আমার আ খুবই চোখে ঘুম, ঘুম ভাব এবং মনে হচ্ছে যে, আমি খুবই ক্লান্ত এবং ঘুম থেকে ওঠার পর যখন ইউনিভার্সিটিতে যাচ্ছি, আ গিয়ে ক্লাসে আমি উপস্থিত থাকছি কিন্তু মনে হচ্ছে যে, আমি এতটাই ক্লান্ত যে, আমি হয়তো আর আ বসে থাকতে পারবো না ক্লাসে। সে কারনে আসলে বেশ অনেকদিন থেকেই মনোযোগ দিতে পারছি না। আ এবং এর ফলে পড়াশোনায় দিন, দিন ক্ষতি হয়ে যাচ্ছে, এবং আ গত সেমেস্টার এ আসলে খুব খারাপ একটা রেজাল্ট করি। তো এটা নিয়ে আসলে খুবই চিন্তিত ছিলাম যে, আসলে এই বিষয়টা আ সমাধান করা যায় কিনা? বা আসলে সমাধান যদি করা যায়, আসলে কিভাবে করা যায়? সে বিষয় নিয়ে একটু যদি পরামর্শ দিতেন?
আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। জী, আসলে বুঝতে পারছি। আ আপনি খুব একটা ভালো একটা সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছেন। যেমন আ যেটা বললেন আসলে সারাদিন একটা ক্লান্তিকর মানে একটা ঘুম, ঘুম ভাব। আ সেটা মূলত আসলে আপনার একটা আ রুটিন এর মধ্য দিয়ে আসলে যাওয়ার দরকার, আমার বলে মনে হচ্ছে। দেখা যাচ্ছে আপনি যেটা বললেন, মনে হচ্ছে আপনার আ রাতে পরিপূর্ণ ঘুম ওইভাবে হয় না। তো আপনি যদি আমাকে বলতেন, আপনার আ ন্যাপ নেওয়ার জন্য অ মানে দিনে আরকি কতটুকু সময় পান?
হুম, হুম, হুম, হুম। আসলে এ সেরকম তো কোন সময় বলতে কারণ, সকালে ঘুম থেকে উঠে ইউনিভার্সিটিতে যাই। ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস থাকে। তো ক্লাস শেষ হতে, হতে, দুপুর পার হয়ে যায় অনেক সময়। এবং অনেক সময় হয়তো দুপুরেই শেষ হয়ে যায়। তারপরে হয়তো ইউনিভার্সিটির ক্লাস শেষে বন্ধু-বান্ধবের সঙ্গে হয়তো ক্যাম্পাসে আড্ডা দেওয়া বা, হয়তো কোথাও ঘুরতে যাওয়া। আ এবং আসলে এস এগুলো শেষে আসলে আমি বেশ কয়েকটা টিউশনি করাই, স্টুডেন্ট পড়াই আসলে। তো এই কারণেই আ হয়তো সন্ধ্যায় বাসায় ফেরার আগ পর্যন্ত তেমন কোন সুযোগ থাকে না আসলে। আ এবং আ বাসায় এসে আবার পড়া নিজের পড়াশোনা থাকে, খাওয়া-দাওয়া এসে এসে আসলে ঘুমাতে যাওয়া। তো এই বিষয় আসলে এবং আ ন্যাপ নেওয়ার যে, বিষয়টা বললেন। তো আসলে ন্যাপটা আসলে কিভাবে নিতে হয় বা, আসলে এটা কি কাজে লাগে? সেটা যদি আসলে একটু বলেন।
হুম। হুম। হুম। হুম। হুম। হুম। আচ্ছা। জি, আসলে আ হয়েছে কি? দেখা যাচ্ছে কোন একটা কর্মক্ষেত্রে, কোন একটা কাজে দেখা যাচ্ছে আপনি স্কুলে যাচ্ছেন। ওখান থেকে ইউনিভার্সিটি, যেখানে যাচ্ছেন না কেন? আর সেখান থেকে আপনার আপনি ওখান শেষ করে আবার যাচ্ছেন টিউশনি করতে। সেখান থেকে আবার বাসায়, বাবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এক্ষেত্রে হয় কি? শরীরে দেখা যাচ্ছে সবসময় একটা ব্যস্ততার মধ্যে থাকলে শরীরে একটা এনার্জি যেটা আসে, আ সেটা থাকে না। দেখা যাচ্ছে ওইক্ষেত্রে আপনার যে, একটা আগ্রহ, যে, একটা ইচ্ছা যে, একটা পড়াশোনার যে, একটা উদ্যোক্তা সেখানে দেখা যাচ্ছে কি? আপনার সেখান থেকে একটু ক্লান্তিকর ভাব চলে আসে। আপনার মনে হবে যে, "একটু থাক। এখন করবো না।" একটু মনোযোগটা আসলে এইক্ষেত্রে আপনার লেখাপড়া একটু কমে যায়। আ সেক্ষেত্রে আপনি এ যখন একটু ন্যাপ নিবেন, মানে হালকা একটু বিশ্রাম, যেমন হতে পারে আপনার ১০-২০ মিনিট। আ নিলে হবে কি? তখন আবার আপনার শরীরের মধ্যে একটা এনার্জি ফিরে পাবেন। আবার বেশিক্ষণ ঘুমাতে গেলে হবে কি? আপনার একটা উম মানে গভীর একটা ঘুমের মধ্যেও চলে যেতে পারেন। আ সেক্ষেত্রে হয় কি? আরো একটু আ সমস্যা হতে পারে। আ সেক্ষেত্রে আপনাকে আ কিছু জিনিস যেমন আপনার এই বিষয়ে একটু আপনার আ সময়কাল বা, সময় বা, পরিবেশের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু এই ন্যাপটা নিতে হবে। আ সেক্ষেত্রে আপনি যেহেতু আ বললেন যে, আসলে আপনার ওইভাবে ন্যাপটা আপনি বুঝতেছেন না কোন সময়। তো আপনাকি যেভাবে বললাম, এইভাবে কি আ কোন একটা টাইম বের করে যে, আ ন্যাপ নেওয়া যেতে পারে, এরকম কি আপনার মনে হচ্ছে?
হুম, হুম। হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হু, হুম। হুম। হুম। হু, হুম। আ আসলে আমি সত্য কথা বলতে ন্যাপ সম্পর্কে, তেমন কোন ধারণা ছিল না আগে। তো আ আপনি আমি ভাবছিলাম, যে, হয়তো ন্যাপ, বা এমন কিছু যে, হয়তো খুব বেশি সময়ের একটা বিষয় হতে পারে। তো আপনি যেহেতু বললে, ন যে, ১০-১৫ মিনিটের মধ্যে আসলে এই জিনিসটা নেওয়া সম্ভব, এবং এটা নিলে আসলে আ অনেকটা শক্তি বৃদ্ধি হয়, এবং বললেন যে, হয়তো ঘুমেরও যে, একটা আ বিষয়, হয়তো ঘুমটাও অনেকটা পূরণ হয়ে যায়। তো আমি এভাবে কখনো ভেবে দেখিনি। কারণ এটা সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না আমার। তো আ এখন মনে হচ্ছে, যে, আসলে এরকম আ ১০-১৫ মিনিট সময় তো আসলে বের করাই যায়। তো অবশ্যই যদি আমার সেটা কাজে লাগে, তো আমি অবশ্যই সেটা বের করব, এবং আ আমি যদি বলি যে, আসলে <swallows> এটা আসলে কিভাবে নিতে হয়? আ বা হচ্ছে পরিবেশের কথা আপনি বললেন, তো সেটা যদি একটু বলেন, এবং আ তাছাড়া আমি আরেকটা বিষয় বলব যে, আ কারণ আ সো রাতে ঘুম না হওয়ার যে, বিষয়টা আমি আপনাকে হয়তো একটু বলে বলতে ভুলে গিয়েছি। সন্ধ্যায় এসে আসলে আ একটু পড়াশোনা শেষ করে, খাওয়া-দাওয়ার পরে, আসলে বিশেষ করে আমি একটু গেম খেলতে পছন্দ করি, ল্যাপটপে বা মোবাইলে। তো আ অনেকটা সময় আসলে আমি এই ফোনটাও ইউস করি এবং ল্যাপটপে বেশ অনেক রাত হয়ে যায় মাঝে, মাঝে তো গেম খেলতে, খেলতে। আ ১২ঃ০০-১ঃ০০ বেজে যায়, এবং তখন গিয়ে যখন আসলে শুতে যাই, তখন আসলে না ঘুম আসে না। আমি অনেকক্ষণ হয়তো নিশ্চুপ শুয়ে থাকি, ঘুম আসে না। আ তারপর হয় কি? যে, আবার আমি আমার ফোনটা হাতে নেই, এবং ফোনটা নিয়ে দেখি যে, আসলে। আ সোশ্যাল মিডিয়া গুলোতে আসলে কি? বা নতুন কোন আপডেট এসেছে কিনা, বা বন্ধুবান্ধব আসলে আজকে কি করলো কিনা, এই বিষয়গুলো একটু খুঁজি। আ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হয়তো রিলগুলো দেখি, ভিডিওগুলো দেখি। তো এগুলো আসলে আমি আ ঘুমানোর আ করতে, করতে এ যখন ঘুম আসে না, তো এটা, এটা আবার করি। তো দেখা যায় যে, অনেক সময় ঘুমাতে, ঘুমাতে অনেক কিন্তু লেট হয়ে যায়, ঘুম আসে না, তারপরেও আ প্রায় ৩ঃ০০, ২ঃ০০ এরকম বেজে যায়। তো আসলে একটু বলবেন যে, আ আসলে এই যে, ঘুমের রুটিনটা আসলে কিভাবে ঠিক করব? এবং আপনি আসলে পাওয়ার ন্যাপ এর কথা আমাকে বললেন, যে, বিষয়টা আসলে পাওয়ার ন্যাপ এর পরিবেশটা আসলে কিরকম হওয়া উচিত? সেটা যদি আমাকে একটু বলেন, এবং আসলে আমার আ দৈনন্দিন রুটিনে আসলে ঘুমের যে, বিষয়টা আসলে কিভাবে আমি আ সেটা মেইনটেইন করব, এ সেটা যদি একটু বলেন?
হুম। জি। হুম। হুম। হুম। হুম। ও! হুম। উম জি। জি, আসলে বুঝতে পারছি। <clears throat> আপনি যেটা আ বললেন আ আপনার যে রাতের যেটা ঘুম হয় না বললেন যে, আ ল্যাপটপ টিপাটিপি যাই হোক, মোবাইল যেকোনো চালানোর ক্ষেত্রে আসলে একটু ঘুমের সমস্যা হয়ে যাচ্ছে। আ সেক্ষেত্রে আপনি কিছু, কিছু জিনিস একটু খেয়াল রাখবেন। সেখানে যে, একটা নিয়মের মধ্য দিয়ে যাতে আপনার আ ৬ থেকে ৭ ঘণ্টা আপনি রাতে ঠিকভাবে ঘুমাতে পারেন। আ তাহলে হবে কি? আপনার আ সারাদিন একটা ক্লান্তি ভাবটাও চলে যাবে। আর হ্যাঁ, যখন দেখা যাচ্ছে না আপনি একটু ন্যাপ নেওয়ার বিষয়টা। আপনি যদি আ স্কুলের অথবা ইউনিভার্সিটির মধ্যে দেখা যাচ্ছে একটা ক্লাস শেষ করে আ একটু কিছুক্ষণ দেখা যাচ্ছে একটু বিরতি আছে। সেক্ষেত্রে একটু আপনি আ বেঞ্চের মধ্যে বসে আ আপনি একটু দেখা যাচ্ছে ১০ মিনিটের জন্য চোখটা একটু বন্ধ করে, একটু রিল্যাক্স করে থাকলেন। তখন দেখবেন যে কি? শরীর যে একটু, যখন একটু আপনার ঘুম, ঘুম ভাবটা যেটা আছে সেটা একটু, অল্প একটু হলেও আপনার একটু মনে করেন ঘুম, ঘুম ভাবের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে ঘুমালেন। আর তখন দেখা যাচ্ছে কি আপনার শরীরটা একটু, কিছুটা হলেও একটু ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনি চাইলে যে হয়তোবা ২০ মিনিট অথবা ১০ মিনিট কতক্ষণ আপনার টিচারটা হয়তো আসবে না বা আপনি আম ১/২ ঘন্টা একটা বিরতি পাচ্ছেন। সেখানে আপনি একটু আ মোবাইলের মধ্যে একটু টাইম এলার্ম করে দিয়ে। মানে টাইম এলার্ম দিয়ে দিলেন। দিয়ে আপনি একটু চোখটা বন্ধ করে বেঞ্চের মধ্যে একটু মনে করেন আ ঘুমায়ে নিলেন। একটু হালকা, একটু বিরতি নিয়ে নিলেন ওখান থেকেই। আসলে এভাবেও নেওয়া যায়, আবার চাইলে দেখা যাচ্ছে আপনি আ আব বললেন যে ওখান থেকে ইউনিভার্সিটিতে যখন বাসায় আসার সময় আ সেখানেও চাইলে দেখা যাচ্ছে বাসের মধ্যে বসে আসতেছেন অথবা কোন গাড়িতে আসতেছেন ওখানে একটু বসে, বসে দেখা যাচ্ছে আপনি আ একটা আইডিয়া, আপনার পরিবেশে যেহেতু আ দেখা যাচ্ছে আপনার বাসায় যেতে কতক্ষণ লাগতে পারে, এই বিষয়টা একটু ফোকাস করে আপনি দেখলেন যে, আমার বাসায় যেতে তো প্রায় আ ২০ মিনিট লাগবে। তাইলে আপনি দেখা যাচ্ছে আ ১৫ মিনিটের একটা বিরতি নিতে পারেন, ওখানে একটা ন্যাপ নিতে পারেন। অথবা ১/২ ঘন্টা, ১ ঘন্টা লাগবে। আপনি তখন মনে করেন। কিন্তু যেটাই করেন না এখন মোবাইল একটু অবশ্যই যদি দেখা যাচ্ছে যে একটু সজাগ হচ্ছেন না। আ সেক্ষেত্রে মোবাইলে এলার্ম দিলে আপনার জন্য একটু ভালো হয় যে, দেখা যাচ্ছে আপনি বাজে যাচ্ছেন, আপনি আ ১/২ ঘন্টা ঘুমায়ে গেলেন, আপনার ২০ মিনিটের রাস্তা। তখন দেখা যাচ্ছে কি বাসটা আপনার অতিক্রম করে চলে গেলো। আর সেক্ষেত্রে একটু ন্যাপ নিতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি আ Facebook স্ক্রল করতেছেন কোন কিছু বাসার মধ্যেই, কিন্তু আপনি এখন ঘুমাবেন না। মনে করেন সন্ধ্যার পরের ঘটনা। আপনি এখন ঘুমাবেন না, আপনি ঘুমাবেন আ রাত ১০ টার দিকে। কিন্তু একটু ক্লান্তি, ক্লান্তি ভাব আসতেছে আপনার গেম খেলতে, খেলতে যাই বলেন, যেটাই করতে, করতে। আ একটু ক্লান্তি যখন ভাব আসতেছে একটু চোখটা বন্ধ করে একটু ঝিমাই নিলেন, হালকা একটু ঘুমায় নিলেন। আ ২০ মিনিট, ১/২ ঘন্টা। তাহলে হবে কি? এই অল্প একটু ঘুমানোর কারণে আপনার শরীরের একটু সঞ্চরণটা দেখা যাচ্ছে একটু আ শক্তিটা কাজ করবে। এনার্জি ফিরে আসবে। তখন দেখা যাচ্ছে আবার যেকোনো কিছুতে একটু আ মনের মধ্যে একটু দেখা যাচ্ছে ঘুমের যে জাগন সেটা কমিয়ে একটু আ অন্যরকম একটা পরিবেশ। মনকে একটু ভালো একটু ফ্রেশ পরিবেশে নিয়ে যাবে। আপনি এভাবে চেষ্টা করে দেখতে পারেন হয়তোবা সেখান থেকে আপনার যে ঘুম, ঘুম ভাবটা আছে। ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং হু চেষ্টা করবেন ম আ মূল কথায় আর কি আপনি রুটিন বজায় করার জন্য। আ যেখানে আপনার রু মানে ঘুম খাওয়া-দাওয়া সব আর কি এক এক টাইম এর মধ্যে দিয়ে যাবেন। আ হয়তোবা আপনি আ ভালো কিছু আ যদি বুঝে থাকেন এভাবে যদি সম্ভব হয়ে থাকে, আ তাহলে আ আপনি হয়তোবা এখান থেকে অনেকটা উপক্রম হতে পারেন। কি মনে হচ্ছে আপনার?
হু। হুম। হু, হু। হুম। হুম। হু, হু। হুম, হুম। হুম। হু, হু। আ হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হু। আচ্ছা। হু। হুম, হুম। হুম। হু, হু। হুম। হু। হুম, হুম। হুম। হু। আ হ্যাঁ আসলে আমি এটা সম্পর্কে আসলে কোন ধারণা ছিল না আসলে। আ দিনে যে আসলে এভাবে সংক্ষিপ্ত আকারে ঘুম নেওয়া যায় এবং এই যে, ন্যাপের বিষয়টা বললেন। তো এটা সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। তো আমি ভাবতাম যে হয়তো ঘুম কমের কারণে আমার হয়তো এই সমস্যাটা হচ্ছে। তো আসলে যে এটা দিনের বেলাতেও আসলে হয়তো সেটা সামান্য ১০ ১৫ মিনিটের মাধ্যমে যে আসলে নেয়া সম্ভব ছিল। সেটা আসলে আমি আগে জানতাম না। তো আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই জিনিসটা হয়তো এখন থেকে আমি আমার কাজে লাগাবো। বিশেষ করে আমার একটা ক্লাসের পর হয়তো এরকম অনেক সময় থাকে। ১৫ ২০ মিনিট, ১/২ ঘন্টা আসলে বিরতি থাকে। তো আসলে এই সময়টাতেই আসলে গল্প করতাম। তো এটা আসলে যে, একটা আমার সঠিক একটা সময় আসলে আমার যে হয়তো আস ঘুম কম হওয়ার পিছনে যে কারণ ছিল সেটা পূরণ করার একটা আ সেটা উপায় আসলে এখানে ব্যবহার করা যেতে পারে। এবং আপনি আরো বললেন যে, এই যে দৈনন্দিন রুটিন ব্যবহার করে ঘুমাতে যাওয়া এবং ঘুমাতে উঠার যে বিষয়টা এবং খাওয়া-দাওয়ার বিষয়টা আপনি বললেন। তো এভাবে সত্য কথা বলতে এভাবে আমি কখনো ভেবে দেখিনি। এবং আ বিশেষ করে আমার ন্যাপের কথাটা মানে খুবই ভালো লেগেছে এবং আশা করছি যে, আপনার এই পরামর্শগুলো আমি কাজে লাগাবো এবং এখন থেকে এগুলো করার চেষ্টা করবো যাতে করে আ দিনের বেলা যে আমার আ টায়ারড লাগতো, ক্লান্ত লাগতো সেটা থেকে আসলে আমার শক্তিটা বৃদ্ধির জন্য, এই যে ন্যাপের বিষয়টা আপনি আমাকে বললেন এবং বোঝালেন আসলে এটা কত কার্যকরী। তো এত ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হুম। হু। জি। জি। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আ আপনার জন্য শুভ কামনা রইলো। আশা করি আপনি সামনের দিনগুলো যাতে আপনার আ সংক্ষিপ্ত এই ঘুমের কারণে আপনার দিনটা চাঙ্গা যাক, ভালোভাবে যাক, ভালো থাকবেন।